হ্যাঁ। আচ্ছা, আমি যদি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, উম যেহেতু আমরা এই প্ল্যানিং করছি, এ্যা সেটা আপনি যখন আপনার অর্থনৈতিক লক্ষ্যগুলি অর্জন করার জন্য অ্যাঁ একটা টার্গেট সেট করেন তখন আপনি কোন, কোন কৌশল ব্যবহার করেন? যে আমি কী উপায়ে ওই জিনিসটা পেতে পারি?
তোই জ্বী। জী। আসলে আমি যখন অর কোন অর্থ আর্থিক লক্ষ্য উম অর্জনের চেষ্টা করি সেক্ষেত্রে আমি সবার আগে অ্যাঁম একটা কথা বলেছিলাম শুরুতেই জি। আমি একটা জি, এক্সাক্টলি। আমি একটা উম আমার আম অ্যাঁ হিসাবের ডায়রি আছে সেটাতে আমি সবার আগে একটা হিসাব করি যে আমি এই জায়গাতে এত টাকা বিনিয়োগ করতে চাচ্ছি। ঠিক আছে? সেখান থেকে আমার কি, কি ধরনের প্রফিট আসতে পারে? কি, কি চ্যালেঞ্জ আসতে পারে? সেগুলো হচ্ছে লক্ষ্য, লক্ষ্য করি ১ম এ। আমি একটা নিজে, নিজেই আমি একটা আনুমানিক আগামী ৫ বছর বা ১০ বছরের একটা খসড়া করি আরকি। যে এখানে কি, কি রিস্ক আছে? সেগুলো আগে দেখি এবং কি, কি প্রফিট হতে পারে? সেটাও আমি বিবেচনা করি। দেন হচ্ছে আমার কাছে যদি মনে হয় যে এটা আসলে আমার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আমাকে হে সাহায্য করবে, তাহলে আমি ওই ধরনের প্রজেক্টে নামি। এছাড়া আমি আসলে অ্যাঁ কোন ধরনের আর্থিক লেনদেন করি না। আপনার ক্ষেত্রেও কি সেম?
উম-হুম। নোট নিয়ে বসেন মনে হয়। যে নোটে লিখে ফেলেন। না? <chuckles> আচ্ছা। হ্যাঁ। জ্বি। সাধারণ। বাহ! হুম। খুব সুন্দর। হ্যাঁ। অসাধারণ! খুব সুন্দর। হ্যাঁ, আমি আপনাকে যেজন্যই আমি বললাম, যে আপনি নিশ্চয়ই নোট করেন। কারণ আমি না আমি নিজেও নোট করি। কারণ আমি সবসময়ই যেটা করি প্ল্যানিং করার আগে আমি দেখি অ্যাঁ মানে আমার যত এক্সপেন্স আছে আমি যদিও ব্যাংকে দেখা যায় কিন্তু আমরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করি। বিভিন্ন জায়গা থেকে আসলে টাকাটা খুঁজে পাওয়া যায় না। এজন্য আমিও আপনার মতো ১ম এ সব নোটে লিখে নেই। এরপর আমি দেখতে চাই যে আমি আসলে কোন গোল টা মিট করতে যাচ্ছি বা কোনটা আমার টার্গেট?
জী। আচ্ছা, দারুণ! উম-হুম। জ্বী। জ্বি।